হ্যাঁ। আচ্ছা আমাদের সংস্কৃতিতে মানে বাঙালি সংস্কৃতি বা আ আমরা যেভাবে বড় হয়ে উঠেছি আপনার কি মনে হয় আমাদের ক্ষেত্রে অনলাইন এ যোগাযোগ করা বা অনলাইন এ যোগাযোগ করে আ বন্ধুত্ব স্থাপন করা এই ব্যাপারটা মানে একটা ফারাক তৈরি করে ফেলছে আমাদের মধ্যে?
হুম, হুম। জি। এ একদিক দিয়ে দেখুন, আমার বন্ধু হচ্ছে ৪০০০। আ এ এইদিক দিয়ে কল্পনা করেন ৪০০০ বন্ধু। আর বাস্তবে আমার বন্ধু হচ্ছে ৪ থেকে ৬ জন। কিন্তু এই ৪ বন্ধু কিন্তু আমার তৈরি করা বন্ধু। আর যে, ৬ জন বন্ধু হয়ে আছে সেই বন্ধু কিন্তু আমার প্রকৃতিক গ ভ গতভাবে এমনিতেই আমার জীবন আসি যুক্ত হয়েছে। <chuckles> তো এই যে তৈরি করা, তৈরি করা জিনিস আর প্রাকৃতিকভাবে পাওয়া জিনিসের মধ্যে একটা পার্থক্য থাকে। তো আমার ৪০০০ বন্ধুর থেকে আমি যে উপকৃত হচ্ছি না তা না। আমার ব্লাড, ব্লাডের জন্য দরকার আমার এ-বি নেগেটিভ। আমি আমার অনলাইনে পোস্ট করলাম আমার এ-বি নেগেটিভ রক্তের প্র প্রয়োজন, আমি মুমূর্ষু এক হয়ে গেছি। আমার চিকিৎসার জন্য এটা প্রয়োজন। তো ৪ বন্ধুর মধ্যে কিন্তু এটা খুঁজে আসা বের হয়ে আসা কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। আর আমার ৬ জন বন্ধুর মধ্যে এই সম এই সম্ভাবনাটা খুবই কম। কিন্তু আমি রাত ১২ টায় যদি অসুস্থ হয়ে যাই আমাকে নিয়ে যদি হসপিটালাইজ করতে হয়, তাহলে এই ৪০০০ বন্ধু আমার কোনভাবে কাজে লাগবে না। তখন আমার ৬ জনের বন্ধুর মধ্যেই একজন একটা লাগবে। তো আপনাকে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে, অনলাইন এর বন্ধুগুলো অনেক ক্ষেত্রে আমার অজানা। জানার জন্য আমার যে বাস্তবিক বন্ধু সেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই আমার কাছে একটা বিভেদ ফারাক মনে হয়। পার্থক্য আমি বুঝতে পারি সেটির।
হুম। চার হাজার অনেক। হ্যাঁ। <tsk> জ্বী। হুম, ৬ জন। <laughs> হ্যাঁ। অবশ্যই হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, এটা ঠিক। হুম। আচ্ছা। হুম। আপনার ৬ জন বন্ধু। একদম, একদম, হ্যাঁ। হুম। হুম। জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ এই ব্যাপারটা আপনি যেটা বললেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। মানে আ দুটোরই কিন্তু ভালো দিক আছে। দুটোরই আবার খারাপ দিকও আছে। হুম।
হ্যাঁ, ভালো দিক তো নিশ্চয়ই রয়েছে। নিশ্চয়ই, নিশ্চয়ই।
হ্যাঁ, হ্যাঁ সেটাই আসলে মানে খুঁজে বের করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। তাছাড়া এখন কিন্তু মানে অনলাইন এ যোগাযোগের ব্যাপারটা অনেকটা বলতে পারেন সহজ হয়ে গিয়েছে। যেমন ধরেন কারো সাথে তো দেখা করতে। হ্যাঁ কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আপনি হয়তো আ ফোনেও কথা বলতে পারছেন না কিন্তু ওকে একটা ভয়েস মেসেজ করে দিলেন বা ও আপনাকে একটা ভয়েস মেসেজ করে দিল। তখনও কিন্তু কণ্ঠটা শুনে আপনি ওর মনের ভাব আ কিছুটা হলেও বুঝতে পারেন, তাই তো? কিন্তু হ্যাঁ, কিন্তু মানে এই ব্যাপারটা আ কেউ ধরেন আপনি বুঝতে পারলেন ওর মনের ভাবটা। কিন্তু কেউ যদি লুকিয়ে রাখে, মানে ইচ্ছা করে একটু আ খুশি, খুশি সাউন্ড করছে ভয়েস। হ্যাঁ, ভাব নিয়ে আসে। তখন কিন্তু বোঝা যায় না। তো আপনি এই ব্যাপারগুলো কিভাবে দেখেন? আপনার কাছে কি মনে হয় যে, অনলাইন এ যাদের সাথে কথা বলছেন, ওদের সঙ্গে কথা বলে আ আপনার মনে হয় যে ওরা সত্যিই নিজের ভাব প্রকাশ করছে?
হ্যাঁ, যোগাযোগ সহজ হয়ে গেছে। হ্যাঁ। হুম, হুম। কিছুটা আন্দাজ করা যেতে পারে, জি নিশ্চয়ই। জি, জি। ভাব নিয়ে আসে একটা শরীরের মধ্যে কিংবা গলার মধ্যে বা টোন এর মধ্যে, জি ,জি। জি, জি।

আমার কাছে মনে হয় না। আ যদিও না ২-১ টা আমি একেবারে বলব না যে এ এরকমটি ঘটছে না যে যেটা সত্যি, যেটা সত্যিকারের আবেগ সেটাই হয়তো অনলাইনে বলছে এরকম ২ ১ জন আমার থাকলেও থাকতে পারে। আ কিন্তু আপনাকে আমি ১ম এই এই বিষয়টা বলেছিলাম যে, সে আসলে কোন অবস্থায় রয়েছে আর কোনটি প্রকাশ করছে এটা অনলাইনে জাজ করা আমার দ্বারা সম্ভব নয়। একটা রেডিওর আ উপস্থাপক আ দুজন দুটো চরিত্র নিয়ে বসেছে। সেখান থেকে আমি দেখলাম ৪ থেকে ৬ জন ব্যক্তির রোল তারা ঐ ২ জন ব্যক্তিই পালন করছে। একটা রেডিওর উপস্থাপক একটা নাটক তারা প্রেজেন্টেশন করছে। তো তারা হচ্ছে কণ্ঠশিল্পী। তো আমি দেখলাম যে একটা কণ্ঠশিল্পী ৩ টা চরিত্র পর্যন্ত করছে। তো একটা কণ্ঠশিল্পী যদি ৩ টা চরিত্র করতে পারে তাইলে একটা মানুষ নিজের চরিত্রটাকে বদল করতে পারবে না কেনো অনলাইনে। আমার কাছে এটাই যুক্তিযুক্ত মনে হয়। এজন্য এহ এম একটু বিশ্বাসের জায়গায় একটা সন্দেহ তৈরি হয় সেখানে।
আচ্ছা। আচ্ছা। সম্ভব না। হুম। হুম। ওয়াও। আচ্ছা, আচ্ছা। হুম। বাহ! হুম। অবশ্যই। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম খুব ভালো একটা আপনি উদাহরণ দিয়েছেন। এই ব্যাপারটা কিন্তু মানে আমার কাছে মনে হয়, যারা অনলাইন এ কথা বলছেন ওদেরকে মাথায় রেখে কথা বলতে হয়। তাছাড়া অনলাইন এ এখন সম্পর্ক তৈরি করার ব্যাপারটা একদমই বলতে পারেন সাধারণ হয়ে গিয়েছে। আ একটা
নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই সাধারণ হয়ে গিয়েছে।
সাধারণ হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রেও মানে আসলে অনেকেই ধোকার মধ্যে পড়ে যান। একটা সময় সম্পর্ক করে যখন এইযে আপনার ফ্রেন্ড এর কথা বলছেন যে আ মিথ্যা বলছিল। তারপর আবার আ মিথ্যাটা ধরাও পড়েছে। ওরা যখন দেখা
ধোঁকার মধ্যে পড়ে যায় তো। জ্বি, জ্বি। হু, হুম। জ্বি, জি যখন বাস্তবে দেখা করল তারা। <chuckles> জ্বী, জ্বী।
হ্যাঁ, হ্যাঁ। তো আরেকটা ব্যাপার যেটা মানে এখন খুবই কনসার্নিং। সেটা হচ্ছে যে অনলাইন এ দেখা করলো, মানে অনলাইন এ কথা হল, বন্ধুত্ব হল সেখান থেকে একটা সম্পর্ক হলো। তারপরে আপনার কি মনে হয় সেটা অনলাইন এ রেখেই আম এগিয়ে যাওয়া উচিত?
হু, হু। জ্বি।